হ্যাঁ, এটার পেছনে কিন্তু একটা না সুন্দর একটা কারণ থাকা আসলে সবচাইতে জরুরি। কারণ দেখা গিয়েছে যে, আ আপনি যদি এরকমটা হয়, কক্সবাজার যদি আপনি ঘোরার জন্য যেয়ে থাকেন, আ তাহলে ব্যাপারটা একরকম। আ আবার যদি এরকম হয় যে, আপনার আপনি প্লেনে কক্সবাজার যাচ্ছেন, তো সেখানে গিয়ে আপনার আ এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আসলে আ সেখানে পড়ে গিয়েছে আ যেটা আসলে আপনি যদি সময়ে না যেতে পারেন, আ তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেমন দেখা গিয়েছে যে, এটা এরকম হতে পারে আপনার business deal হতে পারে আ অথবা দা মানুষের শ শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে। তাকে দেখতে যাওয়ার জন্য হতে পারে বা আপনি নিজে শারীরিকভাবে অসুস্থ হলেন। তো ডাক্তার দেখাতে এ সেখানে যাওয়ার ব্যাপার হতে পারে। তো এইক্ষেত্রে কিন্তু আসলে দেখা গিয়েছে যে, এইযে যে, সময়টা কম সময়ে সেখানে আ আপনি যাওয়ার জন্য বেশি টাকা খরচ করছেন, পৌঁছানোর জন্য যে, বেশি টাকা খরচ করছেন, আ এটা কিন্তু আসলে একদমই যুক্তিযুক্ত। কিন্ত্ব এরকম হয় যে, না, আপনি আপনার ওখানে যাওয়ার তেমন কোনো ওঁ জরুরি নেই। বা আপনি এ যদি একটুখানি পরে যান, তাতে করে কোন সমস্যা নেই। এদিকে আপনার টাকা পয়সারও সমস্যা। সেক্ষেত্রে আমি আ আপনি যদি এরকম ভাবে যান, সেটা আমি বলবো যে, এটা আসলে একটা বিলাসিতা। আ এটাতে তেমন কোন গুরুত্ব বহন করে না। কিন্তু ব ১ম যে, ব্যাপারটা হলো, সেটা আ সেটা কিন্তু আসলে বেশ গুরুত্বপূর্ণ ছিল।
কি ধরনের সেটা? হুম। আচ আচ্ছা। হুম, আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে পৌঁছানো। হ্যাঁ। হুম, হুম, হুম। হুম, ঠিক বলেছেন, দারুন। বাহ! সুন্দর। বাহ! বেশ চমৎকারভাবে আসলে বললেন যে, আসলে যদি ইম্পোর্টেন্ট কিছু হয়, যে, আ business deal বা অসুস্থতা বা এমা emergency আসলে যাইতে হবে। না গেলে আসলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আসলে আ টাকা ব্যয় করে আসলে সময় শর্ট করে আ যাওয়া আসলে অনেকটা যুক্তিযুক্ত আসলে আপনি বললেন। তো আসলে আপনাকে একটা একটা অন্য ধরনের একটা প্রশ্ন করতে আ করতে চাই। সেটা হল কি? আপনার জীবনে কি এমন কোন সময় কেটেছে যে, যেই সময়টা আসলে আপনার মনে হয়েছে যে, না, সময়ের চাইতে টাকাই অনেক আ বেশি ইম্পোর্টেন্ট? এরকম কি কখনো সময় এসেছিল?
একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, বলুন।